হুম, হুম, জি মানে আ এটা তো আসলে চালের, চালের রুটি আ মানে, চালের আটা দিয়ে বানানো হতো তো। এইজন্য মনে করেন যে, একটু মনে হয় স্বাদটা অনেক গুণ বেড়েই যায় আরকি।
হুম, হুম। হুম। এবং আমার মনে আছে আমি আসলে, এই চালের গুঁড়ির কথায় মনে পড়ল। আমি ১ বার আসলে চালের গুঁড়ি দিয়ে বানানো আ পুলি পিঠার মতনই। কিন্তু ওইটার ভেতরে যে পুর দেয়া থাকে, পুলি পিঠায় আসলে আমরা ভেতরে আ মিষ্টি জাতীয় কোন পুর দেই।
উম জি। হুম, হুম। উম জি। আলু দে না, না। আমি আ সিঙ্গারা পেটাতে এই যে আলু, আলু দিয়ে বানায় আরকি, একদম সিঙ্গারার মতোই।
আচ্ছা। ওইটা শিঙাড়ার মতনই কিন্তু, পিঠা।
হ্যাঁ। হ্যাঁ।
আচ্ছা।
পুলি পিঠাই, এটা আপনার তেলে ভাজা হয়।
আচ্ছা। ভেতরে আলু দিয়ে?
আর আরেকটা আছে হ্যাঁ ভেতরে আলু আলুর তরকারি এই যে কুঁচো, কুচো করে কেটে, তো ওইটা দেওয়া দিয়ে। অনেকটা সিঙ্গাড়া, সিঙ্গাড়াই বলতে পারেন আরকি।
ও! আচ্ছা। কিন্তু আমাদের এখানে একটা উম পুলি পিঠা করে। ওইটা হচ্ছে আপনার উম পুলি পিঠা তো যেটা হয়, পুলি পিঠার মতই ভেতরে নারিকেলের পুর দেয়, মিষ্টি জাতীয় বা ক্ষীরের পুর দেয়। উম এগুলা তো আসলে বিশেষভাবে, আমাদের তো পুজোর সময় বানানো হয়। এবং আমি এই ধরনের একটা খাবার আসলে খেয়েছিলাম, ময়মনসিংহ এর আমার একটা বান্ধবী ছিল। ওদের ওখানে এই ধরনের শীতের, শীতকালীন আসলে বানানো হয়, যেটার ভেতরে ওরা শুটকির ভর্তা, আসলে পুর দেয়।
হ্যাঁ। নারিকেলের হুম, হ্যাঁ। উম জি, বুঝতে পারছি। হ্যাঁ। যেমন? হ্যাঁ, আচ্ছা। উম জি।
এ জি, এবং যারা আসলে শুটকি প্রচন্ড খেতে পছন্দ করে, উম তাদের কাছে এটা একদম অমৃত। মানে শুটকির ভর্তা প্লাস হচ্ছে, উম চালের গুঁড়ির পুর। তো আমার আসলে আপনার কথা শুনে মনে পড়ল যে, পুলি পিঠার কথা শুনে।
শুঁটকির ভর্তা? না, এটা আমি শুনিনি। হ্যাঁ। <chuckles> বুঝতে পারছি। উম জি, বুঝতে পারছি। না আমি আহ

না, না, আপনার নামযোগ্যর কথা বলছি না কীর্তন যেটা এটার কথা বলছি।
হুম, হুম।
তো ২৪ প্রহার ব্যাপী অ হয় আমাদের এখানে তো ২৪ প্রহার ব্যাপী মানে তো আপনার ৩ দিন টানা নাম চলবে আরকি তো মানে বুঝতেই তো পারছেন যে, একদিনে ৫ তরকারি সম্ভব হয়ে ওঠে না।
হুম, হুম। জি। হুম, ঠিকই বলেছেন, ওখানে আসলে <chuckles> না মানে ওটা আসলে আ ৫ সবজি বলে মানে ওটাতে আসলে ৫ প্রকারের কিংবা ৬ প্রকারের আম সবজি দেওয়া হয়। যেমন আপনি বললেন, ডাটা দেওয়া হয়, আলু দেওয়া হয়, মিষ্টি কুমড়া।
হুম, জি। হুম। জি, ওটা, ওটাতে অবশ্যই আসলে অনেক কিছুই মিক্স করা থাকে আরকি।
হুম, বিভিন্ন রকম সবজি দিয়ে আসলে সেই তরকারিটা রান্না করা হয় এবং সোয়াবিনের তরকারিও তো দেওয়া হয়।
অনেক গুলাই। হুম জি। আ হ্যাঁ, ওইটা তো ফেভারিট বলতে পারেন। তবে ভা বেশি ভালো হত যদি আপনার গি আম এটাকে কি বলে? ছানা দিত তবে একটু এক্সপেনসিভ হয়ে যায়।
আচ্ছা। হুম, ছানার রসা। <chuckles> না দেয় তো! দেয় আমাদের এখানে আ কিছুদিন আগে আসলে হল শ্রী চৈতন্য দেবের আম আবির্ভাব তিথিতে আমি যদি আসলে আপনাকে বলি মানে ঐ দিন আ মানে সেদিন তো আসলে যোগ্য করা হয় আ ইসকন মন্দির আমাদের ওখানে। ওখানে যেটা, যেটা হয় আমি কিন্তু আ আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনার কিন্তু মুখে জিভে জল চলে আসবে। <chuckles> একদম ওখানে এই যে ছানার রসা করা হয়, সয়াবিনের তরকারি করা হয়, ৫ তরকারি করা হয় এবং কাঁচা আমের চাটনি করা হয়েছিল, মিষ্টান্ন ছিল তারপরে হচ্ছে আপনার, আপনি নিশ্চয়ই কাশ্মীরি ধোকার তরকারি খেয়েছেন?
হ্যাঁ। উম জি। হ্যাঁ। জি। আ হ্যাঁ। হ্যাঁ। <laughs> আচ্ছা বললেন তারপরে। হুম, হুম। আ আহ! জি। আ

হুম মানে সেইদিন একদম বিশ্বাস মানে অবিশ্বাস রকম মানুষ আসে প্রচুর পরিমাণ এবং প্রত্যেকটা মানুষকে কিন্তু একই রকম ভালোবাসা এবং স্নেহ দিয়ে আসলে আ ইসকনের যেই উম প্রভুরা থাকে ওনারা আসলে কিন্তু খেতে দেয় এবং এই দিনটিকে কেন্দ্র করে
জি। <chuckles> জি। জি। <chuckles> আমি মনে করি যে আ হ্যাঁ। এ আমি মনে করি যে আসলে আ এই ব্যাপারে এইযে উৎসবের যে ব্যাপারটা এখানে আসলে কোনো ভেদাভেদ থাকে না কারোর ক্ষেত্রেই। যেমন আ আমি যদি বলি তাহলে আমাদের একটা মুসলমান ফ্রেন্ড আছে। আর ও আমাদের আরকি বাজার করা থেকে শুরু করে সবকিছুর ভিতরে তার আরকি আ থাকা লাগবে। তার না থাকলে মাথায় কাজ করবে না। এমন একটা ব্যাপার।
হুম। এদিন থেকে জি। হুম। হুম। হুম। <chuckles> না বিষয়টা আমার কাছে মনে হয় কি জানেন? এটা হচ্ছে ভালোবাসা। উৎসবগুলো অনেক সময় আমরা আসলে সবাই মিলে পালন করি ধর্ম, বর্ণ নির্বিশেষে। এবং বাংলাদেশ আমার মনে হয় এদিক থেকে অনেক বেশি এগিয়ে যে আসলে তারা কোনো উৎসবকে পালন করার ক্ষেত্রে এ কিংবা আসলে বন্ধুকে আ সাহায্য করার ক্ষেত্রে কখনোই পিছুপা হয় না।
জি। <chuckles> হ্যাঁ। জি। উম জি। আ হ্যাঁ। হ্যাঁ, একদম ভাই। আমিও আপনার কথায় আরকি একমত। কারণ আসলে আ মিলাদের কথাও যদি বলি তো মিলাদও আরকি হামরা আমরা যখন আসলে ওর সাথে যাই কোনো জায়গায়, "ও হিন্দুপাড়া থেকে ওরা আসছে। এই ওদের আগে দে। আ দেখে শুনে দিস।" <chuckles> এমন একটা ব্যাপার হয় আরকি। হ্যাঁ।
হুম। জি। হুম, <chuckles> আ জি, এটাই তো আসলে ভ্রাতৃত্ব জি। তো তখন কি আসলে আপনার কোনো বিশেষ আড্ডা কিংবা স্মৃতি তৈরি হয় যখন আসলে আপনি আ এ ধরনের অনুষ্ঠানে যান কিংবা মিলাদে যান?

এই অভিজ্ঞতাটা নাই। আমি আসলে পুলি পিঠা ওইযে সিঙ্গাড়া দিয়ে বানানো যে ঐটা ভালো লাগতো। আর এই পাটিসাপটা বলে আরেকটা আছে। আপনার আ কি বলে আ উ হালকা করে যে পরোটা মানে পরোটার মত বা এইযে ধাপড়া বলো হ্যাঁ, ওইটার ভেতরে নারকেলের আরকি গোড়া দিয়ে আরকি বানানো হতো।
আচ্ছা। হুম, হুম। পাটিসাপটা। <chuckles> উ আপনার একটা আ পুর দেওয়া হয় অনেক সময় সু আ সুজি দিয়েও দেওয়া হয় যদিও, <smacks lips> কিন্তু আসলে আমরা বেশিরভাগ নারিকেল দিয়েই খাই।
উম জি। হ্যাঁ। তবে হ্যাঁ। তবে ওটা আমি বানানো বানাতে যদি পারতাম তাহলে মনে হয় ভালোই হত। কিন্তু ওটা বানাতে পারি না আনফরচুনেটলি।
বাহ! কিন্তু সহজ রেসিপি তো। আমার মনে হয় যে আপনি আসলে একটু শিখলেই বানাতে পারবেন।
উম হ্যাঁ। এই কি আসলে আ চেষ্টা হয় কি ব্যাচেলর থেকে আসলে এগুলো মানে ঝামেলা নিতে মনে চায় না আরকি। তবে হ্যাঁ, নিজের বানানো যেমন কলা, ডিম, আটা, ময়দা দিয়ে আরকি সেগুলো বানানো সম্ভব আরকি।
হুম। আচ্ছা। হুম, ঠিক। <chuckles> জি, ওইটা মিক্স করে আসলে তেলে ছেড়ে দিলেই কিন্তু সুন্দর একটা মজার পিঠা হয়ে যায়।
<chuckles> উ জি। তো এটা আরকি আমার একটা ব বন্ধুর থেকে আরকি পেয়েছিলাম।
আ জি, তো উৎস তো উৎসব নিয়ে যদি আসলে বলি, যে আসলে আমাদের যদি অ্যা মানে আপনি তো জানেন যে আমাদের আসলে ১২ মাসে ১৩ টা উৎসব থাকে এবং বাঙালিদের উৎসব যদি যোগ করি, দেখবেন আসলে উৎসবের কোনো শেষ নেই। <smacks lips> এই তো আমাদের আসলে ধান উঠেছে নতুন। নবান্ন উৎসব কিছুদিন পরেই। তো এমন কোনো উৎসব আসলে আপনাদের ওখানে আছে কিনা যে আপনারা কোন, কোন ধরনের উৎসব আসলে পালন করেন?
জি। <chuckles> হ্যাঁ। হ্যাঁ। হুম। উ জি। আ